আচ্ছা। মাল্টিটাস্কিং আমি একদিনে শুরু করি নাই। আমি হচ্ছে ধীরে, ধীরে, এটাকে পারফেক্ট করছি। দেখুন অ ওই যে, বললাম যে, কানে হেডফোন গুঁজে আমি অ অডিও শুনতাম আর হচ্ছে হোম ওয়ার্ক করতাম। রাইট? এর আগে আমি করতাম কি আ একটা বই নিয়ে কোনদিনও পড়তে বসতাম না। দেখা যাচ্ছে রসায়ন পড়তেছি। 'রসায়ন' পড়তেছি রসায়নের এ্যাঁ মূল বইটার সাথে আমি আ ২ টা নোট রাখতাম আলাদা, আলাদা। একটা হচ্ছে আমার লেখা নোট যেটা শিক্ষক দিছেন। এবং আরেকটা হচ্ছে
হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। মানে আপনি যেইটা করছেন আরকি নিজের থেকে।
রাইট। আরেকটা হচ্ছে একাডেমিক নোট। যেটা হচ্ছে <smacks lips> আপনার, আ মানে বাজারে বই-টই পাওয়া যায় আরকি যেটা। তো এই ৩ টা জিনিস একসাথে রেখে আমি হোমওয়ার্ক করতে বসতাম। দেখা যেত হোমওয়ার্ক এর মাঝখানে যে, কনসেপ্টটা আমি বুঝতাম না, ওটা খোঁজা আরম্ভ করতাম। দেখা যেত যে, মূল বইয়ে কনসেপ্ট টার স্বাভাবিক ধারণা থাকলেও বিস্তারিত থাকত না। তো তখন করতাম কি, হাতে মানে এয়া আপনার যে, পাঠ্য বই মানে আরেকটা বই যে, কথা বললাম নোট বই।
আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারেন মানে যেটা আ রেগুলার ক্লাসে পড়ানো হয় সেই বইটা।
নোট না, না, না। পাঠ্যবই তো যেটা আ রেগুলার ক্লাসে পড়ানো হয়। কিন্তু নোটবই যেটা। নোট বইটা হচ্ছে আমি বের করতাম তখন। নোট বইতে ওটার বিস্তারিত ব্যাখ্যা থাকতো। এবার, দেখা যেত যে, কোন একটা তত্ত্ব
হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছি। আচ্ছা, বুঝতে পারছি। মানে নোট বই বলতে আপনি যে, গাইড টাইপের যে, জিনিসগুলা পাওয়া যেত বুঝতে পারছি। আচ্ছা তারপর?
রাইট, রাইট, রাইট, রাইট, রাইট, রাইট। হুম। কিন্তু সমস্যা হচ্ছে নোট বইয়ে আপনার বিস্তারিত ব্যাখ্যা থাকলেও। গুঢ় তত্ত্বটা সহজভাবে বোঝার উপায় তেমন কিন্তু দেওয়া থাকে না। এবার তার সমাধান কি? তার সমাধান হচ্ছে আমার হাতে লেখার যে, নোটগুলো। অর্থাৎ টিচার যখন শিখাইছে, আমি যখন হাতে লিখে রাখছি তখন ওইটা বের করতাম।
সেটা তো অবশ্যই। মানে আপনি এই যে, নোটগুলো করতেন এ্যাঁ সাধারণত শিক্ষকরা যখন পড়ায় বা কোন কিছু একটা ক্লাস নেয়, তখন তো এই ধরনের ব্যাখ্যা জাতীয় সবাই নোট করে না। মানে টিচার হয়তোবা ব্যাখ্যা দেয় অনেক সময়, কিন্তু নোট করে হচ্ছে সংক্ষিপ্তভাবে যেটা হয়তোবা সহজে কেউ একটা কিছু মনে করতে পারবে এমন। আপনার ক্ষেত্রে কি আপনি এ্যাঁ একদম পুরো বিস্তারিত বা ব্যাখ্যামূলক নোট করতেন?
হু, হুম। হুম। রাইট। রাইট। উ, হুম।